সাম্প্রতিক সময়গুলোতে না, আমি একটা অস্থিরতা বোধ করতেছি। যতো দিন যাচ্ছে, ততোই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। মস্তিষ্কের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা, ঘুরপাক খাচ্ছে। কিন্তু বুঝে উঠতে পারতেছিনা যে আসলে কি করা দরকার। সময় উপযোগী, যুগ উপযোগী অনেক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে অনেক সময় অ্যা অনেকটা বেগ পেতে হয়। অনেক চিন্তা করে, আজ করবো, কাল করবো করে অনেক সময় অতিবাহিত হয়ে যায়। কিন্তু সঠিক যে একটি সিদ্ধান্ত, সেটি আর গ্রহণ করা হয় না। কারণ মস্তিষ্কের মধ্যে সকলের কিন্তু একই ধরনের চিন্তা প্রবাহিত হয় না। একেকজন একেক ভাবে বিষয়গুলো দেখে। এ কেউ ছোট বিষয়টাকে অনেক বড় করে তোলে, কেউ বড় বিষয়টাকে অনেক তুচ্ছ মনে করে, এ কোন সমস্যাই তার কাছে হয় না। কারণ চিন্তা শক্তি সকলের এক নয়। ঠিক সেভাবে আমিও কিছু সমস্যা অনুভূত করতেছি। এবং আমার আবেগের মধ্যে ধরা পড়তেছে। তো বুঝে উঠতে পারতেছি না কি করা প্রয়োজন। হঠাৎ করে মনে হলো যে আপনার সঙ্গে এই বিষয়ে একটু পরামর্শ করে নেই, তাহলে হয়তো কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। আপনি কি আমাকে এ বিষয়ে একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন?
আচ্ছা। আচ্ছা। জি, জি অবশ্যই। আসলে, আপনি যেমনটা বললেন আসলে, শুনে বুঝতে পারলাম যেমনটা যে আপনি আ মানুষের সাথে যোগাযোগ যেটা ব্যবস্থাপনা করতে চাচ্ছেন, সেটা আ স্পষ্টভাবে আসলে সবকিছু উল্লেখ্য করতে চাচ্ছেন, কিন্তু হয়তো বা কোনো একটা সমস্যা হচ্ছে। তো আপনি কি আ কি ধরনের সমস্যা বা পরিস্থিতি আ উপভোগ করতেছেন এখান থেকে যদি আমাকে একটু খুলে বলতেন, তাহলে বিস্তারিতভাবে, তাহলে আমি আরেকটু ভালোভাবে আপনাকে পরামর্শ দিতে পারতাম।
জি, আসলে আমি চাচ্ছিলাম যে স্পষ্ট ও কার্যকর যোগাযোগ। মানে আমি বলতে চাচ্ছি, যে কিভাবে আরো স্পষ্ট ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারি? সমকালীন সময়ে আমরা নিজেদের কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত থাকি, যে অন্যের সঙ্গে যোগাযোগ করার মধ্যে যে একটা আ আনন্দ আছে, ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়, বন্ধুত্বের সম্পর্ক বৃদ্ধি পায়, colleague দের সঙ্গে কথা বললে হয়তো সেখানে কিছু সুসম্পর্ক থাকে। কর্মক্ষেত্রে সকলের সঙ্গে একটি আনন্দময় ঘন পরিবেশের মধ্য দিয়ে কাজগুলো শেষ হয়। অ্যা এভাবে কিন্তু বিষয়টাকে আমর ভেবে দেখতে পারি। কিন্তু আসলে করতে পারলে বা যদি করার ইচ্ছা জাগে তবুও আমরা এতটা ব্যস্ত থাকি যে সেগুলো আর করা হয়ে ওঠে না। কিন্তু এটি তো করতে হবে। যদি না করা যায় তাহলে, এই সময়ের প্রয়োজনে, জীবনের প্রয়োজনে যাদের সঙ্গে একটু সম্পর্ক রাখা দরকার, সঠিক যোগাযোগ রাখা দরকার, সেটি ধীরে, ধীরে পিছিয়ে যাচ্ছে। এবং যে নিকটতম যে সম্পর্কগুলো, সেগুলোও কিন্তু অনেকটা দূর হয়ে যাচ্ছে। দূরের মধ্যে চলে যাচ্ছে এবং উম মধ্যখানে একটা অদৃশ্য কাঁচের দেওয়াল তৈরি হয়ে যাচ্ছে। এবং যোগাযোগ না করার কারণে, এ যার সাথে আমি যোগাযোগ করতেছি না সে হয়তো ভাবতেছে যে আমি আসলে তার সাথে ঠিকমতো যোগাযোগ রাখতে চাচ্ছি না। সে কিন্তু এই বিষয়টা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। তো কোন পন্থা অবলম্বন করলে যুগোপযোগী এবং কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করা যায়, সেটি সম্পর্কে আসলে আমি অ্যা ভেবে পাচ্ছি না যে কোন ধরনের পন্থাগুলো অবলম্বন করা দরকার। তো আপনি যদি আমাকে এই বিষয়ে একটু বুঝিয়ে বলেন, তাহলে আমার জন্য অত্যন্ত উপকার হয় বলে আমি মনে করতেছি।
আচ্ছা। আচ্ছা। জি, অবশ্যই। আসলে আ মানুষের সাথে যোগাযোগ করার তো কিছু মাধ্যম তো আছেই। আর সেক্ষেত্রে এখন তো আহ উন্নত প্রযুক্তিতে দেখা যাচ্ছে, উন্নত আ ভাবেই দেখা যাচ্ছে মানুষ। আ যেমন আ মোবাইল ব্যবহার করে থাকতেছে দেখা যাচ্ছে অনেকে টেলিফোন যাই হোক একটা যোগাযোগের মাধ্যম অথবা Facebook এ দেখা যাচ্ছে মানুষ আ অনেক ধরনের যোগাযোগ করে রাখতেছে বা WhatsApp এ। আসলে মানুষের সাথে যখন আ কথা বলার ভঙ্গি, কথা বলার আচরণ বা ভাষা বা tone বা চোখের যোগাযোগ এক্ষেত্রে আসলে আ সবকিছুতেই আর আরকি একটা আ ফোকাস করে। আর সেক্ষেত্রে আপনি যখন একজনের সাথে কথা বলবেন, আ কথার মাধুর্যতেই সে আসলে আপনার প্রতি একটা আকর্ষিত হয়ে যাবে। আ সেক্ষেত্রে যদি দেখা যায় তাকে একটু সুন্দর basic একটা কৌশল অবলম্বন করে যদি কথা বলা যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যোগাযোগ একটু আ lengthy হলেও কিন্তু একটা পারস্পরিক আ সম্পর্ক একটা আ অটুট থাকে বা বজায় থাকে। আ অনেক সময় হয় কি? আপনি যেমনটা বললেন যে আসলে যোগাযোগ করার পরও দেখা যাচ্ছে একটু কথা কম বলে তারা মনে হয় যে, মনে করে যে একটু যোগাযোগ থেকে একটু বিচ্ছিন্ন আছি। আ হয়তোবা সেরকম যদি পরিস্থিতি হয়ে যায় কখনো সে যদি বলে থাকে তখন আপনি তাকে সুন্দরভাবে বলতে পারেন আসলে আ জীবনটা তো আসলে একটা কাজের ব্যস্ততার মধ্যে দিয়েই যায় সবসময়। তো তারপরেও আমি চেষ্টা করি মানুষের সাথে যোগাযোগ করার জন্যে, ভালো থাকার জন্যে। সেক্ষেত্রে আসলে আপনি একটু করতে পারেন। আর মূলত কাজের ফাঁকে হোক, আ যেকোনো পরিস্থিতিতে হোক দেখা যাচ্ছে আপনি যখন একটু আ বিরতিতে আছেন অথবা কারণ কাজের ফাঁকে তো সবসময় কাজ করলে দেখা যাচ্ছে কাজের এনার্জি টা হারায় যায়। সেক্ষেত্রে বিরতির সময় থাকে। আপনার যদি দেখা যাচ্ছে ভালো লাগার যে মানুষগুলো যাদের সাথে একটু কথা বলতে বেশি ভাল্লাগে, ওই বিরতির টাইম এ আপনি তাদের সাথে একটু কথাবার্তা বলতে পারেন। আ সেক্ষেত্রে হবে কি? আপনারও ভালোলাগা কাজ করলো এবং কি সম্পর্কটা বা যোগাযোগটাও কিন্তু ঠিক থাকলো। আসলে এভাবে আসলে মাধ্যম ধরেও আসলে করে আপনি দেখতে পারেন হয়তো বা সেক্ষেত্রে আপনার আ ভালো একটা কিছু হতে পারে। তো আপনার আহ আরেকটা জিনিস আপনাকে আমি আ যেটা বলতে চাচ্ছি। যে এ এই ব্যাপারটা আসলে আপনি যেটা বললেন আ এটা মূলত আপনি আ চাচ্ছেন কি? মানে আ কবে থেকে এই সমস্যাটা আপনি অনুভব করতেছেন বা কার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন?
হ্যাঁ। হ্যাঁ। হুম। জি। হ্যাঁ। জি, আসলে অ্যা আমার যে বন্ধু সার্কেলটা আছে, ফ্রেন্ড সার্কেল যেটা, আ আমি সদ্য University পাস করে গ্রামে এসেছি। এসে চাকরি সংগ্রহ না করতে পারার কারণে সাম্প্রতিক সময়ে আমি ১ টা ব্যবসা প্রতিষ্ঠানে নিজেকে নিয়োজিত করেছি। নিজের ১ টি ব্যবসা প্রতিষ্ঠান আমি খুলেছি। তো আমাকে আমার এই কর্ম পরিসরে এতটাই ব্যস্ত থাকতে হয়। যে আমি আমার বন্ধুদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারতেছি না। তো আপনি যেমনটি বললেন যে হয়তো অনেক সময় অবসর সময় থেকে যায়, হ্যাঁ। এটি ঠিক আছে যে, অনেক সময় দোকানে বেচা-বিক্রি ঠিক মতো হচ্ছে না বা গ্রাহক নেই, সেই সময়টা আমার কাছে থাকে। তো এমন সময়ে আপনি যেমনটি বললেন যে, হয়তো মুঠোফোনের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করা বা কথা বলার চেষ্টা করা এবং আ কাজের মধ্যখান দিয়ে হলেও তাদের সাথে যেন একটু যোগাযোগ করে সম্পর্কটাকে আরো প্রগাঢ় করা যায় কীভাবে? বিশেষ ক্ষেত্রে হয়তো স্বল্প মেয়াদী সময়ে হয়তো ১ টি Message করা, আ এভাবে আপনি যথার্থ বলেছেন যে, এভাবেও কিন্তু সম্পর্কের যে ১ টি দিক, সেটি এ সুসংগতভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং স্পষ্ট করেই সে যোগাযোগ করা যায়। আপনি যথার্থ বলেছেন।
আচ্ছা। আচ্ছা। হুম। জি, আসলে আ প্রতিটি মানুষের আসলে অ্যা উচিত এ দেখা যাচ্ছে তার আ মনের ভাবটা আরেকজনের কাছে এ স্পষ্ট করে বলা। আ সেক্ষেত্রে আপনি অ্যা কিছু, কিছু অ ফলো করেই আপনি আসলে চলতে পারেন। দেখা যাচ্ছে আপনি Facebook এ একটা পোস্ট করলেন। আর সেখানে আপনার ব্যক্তিগত লাইফটাও একটু শেয়ার করলেন। তাতে হবে কী? আ তারা কিন্তু আপনার বিষয়ে জানতে পারলো। এটাও কিন্তু ১ ধরনের একটা যোগাযোগের মাধ্যমও হতে পারে। যে, আপনার বিষয়ে কিন্তু সে জানতে পারলো আপনি আসলে কি করতেছেন, কোন পরিস্থিতিতে আছেন? আ কারণ আপনার মনের ভাবটা কিন্তু মানুষ কিন্তু মূলত Facebook এই কিন্তু মূলত অনেক আ যেমন Facebook আছে, Instagram আছে। মূলত সোশ্যাল মিডিয়া তে কিন্তু মানুষে উম মানুষের তার মনের ভাবটা কিন্তু আ অনেক সময় ছবির মাধ্যমেও প্রকাশ করে। অনেক সময় দেখা যাচ্ছে কোন একটা আ রাইটিং এর মাধ্যমেও প্রকাশ করে। অনেক সময় দেখা যায় কি? অন্য কোন একটা কাহিনী দেখা যাচ্ছে আপনার কাছে মনে পড়লো, দেখা যাচ্ছে ওটা খুব ভাল লাগলো। মার আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে। ঐ ধরনের একটা ঘটনাও দেখা যাচ্ছে প্রকাশ করল। সেক্ষেত্রেও আসলে কিন্তু মানুষ মানুষের মনের ভাবটা আসলে বুঝতে পারে। আ এই বুঝতে পারাটাই আসলে কিন্তু ১ ধরনের একটা যোগাযোগ। যে আসলে আ স্পষ্টকরণ যে আসলে সে কি বুঝাত চাচ্ছে? কি বুঝলেন? যাক এভাবে আসলে আপনি দেখতে পারেন। দা তো আপনার আ কি মনে হচ্ছে আপনার যোগাযোগের আ কৌশলগুলো আপনি তাদের সাথে কিভাবে আসলে যোগাযোগ করতে একটু বেশি স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন?
আচ্ছা। অবশ্যই। জি, জি। জি, আপনি যথার্থই বলেছেন যে আমরা নিজের অজান্তে অনেক সময় সোশ্যাল মিডিয়া গুলোতে এ নিজেকে এ মানে এ নিয়োজিত করি। হয়তো পকেট থেকে কোন কারণে কোন নোটিফিকেশন দেখার সময় হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা আ ঢুকে পড়ি। সেক্ষেত্রে যদি এ ধরনের কোনো একটি পোস্ট দেয়া হয়। এবং সেই পোস্টে যদি যে একটি এ খুব সুন্দর করে কোন মন্তব্য লিখে দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই বিষয় সম্পর্কে অনেকে জানতে পারতেছে। যে হ্যাঁ আপনি যথেষ্ট বলেছেন। যে অনেক কথা না বলেও একটি ছবির মাধ্যমেই কিন্তু তা ফুটিয়ে তোলা সম্ভব। আ এটিও করা যেতে পারে। এটিও খুব গ্রহণযোগ্যতার একটি বিষয় বলে আমার মনে হচ্ছে। তবে এ আপনার এই কথা থেকে আমার কাছে আরেকটি বিষয় গ্রহণযোগ্যতার মধ্যে চলে এসেছে বা আমার মনে হচ্ছে। যে এখন তো মুঠোফোনের মাধ্যমে আমরা ভি ইচ্ছা করলে তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারি। এক্ষেত্রে হয়তো বিশেষ কিছু সময় হাতে থেকে যায়। যেমন আ শুক্রবার এর দিনগুলো অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয় নামাজের কারণে। সে সময় কাস্টমার ও কম থাকে। দেখা যাচ্ছে যে এই দিনগুলোতে হয়তো প প্রতিদিন ১ জনের সঙ্গে কথা না বলে অ্যা একই ব্যক্তির সঙ্গে কথা না বলে আমি যদি একটা লিস্ট তৈরি করতে পারি এবং সেই অনুপাতে এ বিশেষ দিনে দেখা যাচ্ছে যে সপ্তাহে মাসে অন্ততপক্ষে এ ৫ টা বন্ধু বা ৪ টি বন্ধুর সঙ্গে প্রতি শুক্রবারে ১ টি বন্ধুর সঙ্গে যদি কথা বলার চেষ্টা করি মুঠোফোনেও অ ভিডিও কলের মাধ্যমে তাহলে, প্রত্যেকের সম্পর্কে হয়তো ধীরে, ধীরে জানতে পারবো। এবং তারাও একসময় আ অনুভব করবে যে, হ্যাঁ আমি তো তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছি। তাহলে তারাও মনে করবে যে, "তাহলে এ তাকে আমিও একটু যোগাযোগ করার চেষ্টা করি। হয়তো একটু ফোন দেই, একটু এ ফ ফোন আলাপ করি, ভিডিও কল দেই" অথবা আমি যদি তাদেরকে রিকুয়েষ্ট করি যে আমি তো কর্মক্ষেত্রে অনেকটা ব্যস্ত। অ্যা তুমি যদি এসে
জি। হ্যাঁ। জি, জি।
একটু বেড়াই যেতে অ্যা তাহলে খুব ভালো হতো। আমি যেতে পারতেসি না। দেখা যাচ্ছে যে এভাবেও আসলে সম্পর্কগুলোকে অ্যা যথেষ্টভাবে কার্যকরী ই পন্থায় এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং অ্যা খুব সুন্দর করে বন্ধুত্বটাকে আরো হয়তো গাঢ় করা সম্ভব বলে আমার মনে হচ্ছে।
জি। আসলে আপনার আ প্রতিটি অ্যা পদক্ষেপেই আসলে ওই ওইভাবেই নেওয়া উচিত। অ্যা যে অ্যা দেখাচ্ছে যে আপনার যে বন্ধুগুলো আছে, অ্যা সবার সাথে একটু মাঝে মধ্যে একটু যোগাযোগ করলে বা কথাবাত্রা বললেই, অ্যা ওটা কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক তাদেরও একটু ভালো লাগা কাজ করে। আপনার মধ্যেও একটা ভালো লাগা কাজ করে আসে। আ মাঝখানে যেমনটা বললাম আসলে কা কাজের কর্মক্ষেত্রে যেকোনো সময়ে একটু মাঝে মধ্যে একটু বিরতি নেওয়ার দরকার। আর নিজের একটা স্বাধীনতাও তো প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি অ্যা ব্যবসা থেকেও মাঝে মধ্যে একটু অবসর টাইমগুলোতে যখন একটু ফ্রি থাকবেন। দেখবেন কি যখন একটু আ মনটা খারাপ লাগতেসে, একটু আপনি চেষ্টা করবেন ওই সময়ে বন্ধুদের সাথে যোগাযোগ করতে বা আপনার কাছের আপন মানুষজন, যাদের সাথে যোগাযোগ করলে আপনার ভাল্লাগবে, তাদের সাথে ওইভাবে একটু যোগাযোগ করতে পারেন। সেই ক্ষেত্রে হয় কি, আপনার সম্পর্কটা উন্নত থাকে এবং কি আ যোগাযোগ স্থাপনাটাও ভালো থাকে। দেখা যাচ্ছে কোনো একটা সমস্যায় আপনি একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই ক্ষেত্রেও তাদের কাছে একটা feedback আপনি পেয়ে যাবেন। আর মূলত মাঝে মধ্যে দেখবেন অ্যা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই একটু ঢুকলে দেখা যাচ্ছে, Facebook ঢুকলে দেখা যাচ্ছে অনেক সময় অনেক পোস্টও করে থাকে। আর সেই ক্ষেত্রেও তাদের পোস্টে একটু আপনি অ্যা কিছু একটা কমেন্ট করে দিলেন। সেই ক্ষেত্রেও কিন্তু সে একটু তারা তো অবশ্যই একটু চেক করবে যে তার Facebook এ কে দেখতেসে, কে comment করল, কোন ধরনের comment? অ্যা সেই ক্ষেত্রেও কিন্তু এক ধরনের দেখা যাচ্ছে তাদের সাথে একটা সুন্দর একটা অ্যা কুশল বিনিময় কিন্তু হয়ে যায়। এইভাবে আসলে কিন্তু আপনি করে দেখতে পারেন। আর প্রতিটি ক্ষেত্রে একটু অ্যা অ্যা আপনার যে যোগাযোগের স্থানটা আসলে মাঝে মধ্যে যে সবসময় কি আ যে মোবাইলের মধ্যেই যোগাযোগ আসলে তাও তেমনটাও না। মাঝে মধ্যে আপনিও যেমনটা বললেন, এটাও কিন্তু আসলে খুব একটা কার্যকরী পদক্ষেপ যে মাঝে মধ্যে একটু তাদেরকে একটু আসতে বললেন আপনার দোকানে। সেখানে হবে কী, আপনার দোকানের আহ পরিবেশটাও দেখা যাচ্ছে একটু আদ মানে একটু বিচ্ছিন্ন হয়ে গেল, তারাও একটু জা জানাশুনা হয়ে গেলো যে আমার বন্ধুর একটা দোকান আছে। সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার আ অনেকেই একটু এইভাবেও একটু যোগাযোগের মাধ্যমে একটু জানা যায়। আ জানাশুনা হয়ে যায় কারণ অনেক সময় দেখা যাচ্ছে না অ অজান্তেও কোনো কিছু হয়ে যায়। দেখা যাচ্ছে আমার একটা জিনিস প্রয়োজন কিন্তু আ সেটা আমার বন্ধুর দোকানেই আছে কিন্তু আমি জানি না। সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ক্ষেত্রে কিন্তু আপনারও একটু help হয়ে যাবে। তো আপনি কি মনে করতেসেন আসলে এইভাবে যেগুলো বললাম, এইভাবে কি আ কার্যকর করলে কি যোগাযোগের মাধ্যমটা কি স্পষ্ট হয়ে ফুটে উঠবে?
হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ। জি। জি, আপনি যথেষ্ট বলেছেন। এভাবে যদি আমি চেষ্টা করি, রুটিন মাপ যদি বন্ধুদের সঙ্গে এ যোগাযোগ করার চেষ্টা করি, তাহলে নির্দ্বিধায় সাথে সাথে একটি স্পষ্ট সম্পর্ক যোগাযোগ করা সম্ভব। আ অ পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।